উম জি। বুঝতে পারছি।
তখন হলে ভালো একটা ফলাফল পাবেন। আর আরেকটা জিনিস যেমন আপনি দিনের বেলায় এই যে বললেন, না যে নির্দিষ্ট কিছু সময় থাকবে যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। একটা app আছে যেটা restrict করা যায়। আপনি এরকম time restriction দিয়ে দিবেন। তাহলে দেখবেন কোন সমস্যাই হচ্ছে না। আপনি সোশ্যাল মিডিয়া ঢুকতে চাইলেও ঢুকতে পারবেন না। কি মনে হচ্ছে? এগুলো কি আসলে ব্যবহার করা সম্ভব?
উহু। উম জি। উহু। উম বুঝতে পারছি। উম হ্যাঁ, মনে হচ্ছে যে বিষয়টা আমার জন্য বেশ সহজ একটা ব্যাপার হয়ে যাবে। কারণ আমি, আমার এই যে সবথেকে বেশি সমস্যাটা হচ্ছিল, আমি না অ্যা social media তে ঢুকেই আর কি আ যখনই mobile টা হাতে নিচ্ছিলাম, কোন আ কা প্রয়োজনীয় যদি হাতে নিয়ে নিচ্ছিলাম, ওই সময়টাতেও আসলে আমি ওই যে আ social মিডিয়াতেই ঢুকে যাচ্ছিলাম। আমার বলা যায় যে আমার নিজের অজান্তেই আসলে আমি ভাই আ social media ব্যবহার করা শুরু করে দিচ্ছিলাম। আমি কোনভাবেই না বিষয়টাকে আর কি নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা সেটা আসলে করে উঠতে পারছিলাম না। তবে আপনি যখন আসলে বললেন, যে, এটাকে app এর মাধ্যমে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব, বিশেষ করে আপ app এর মাধ্যমে যদি আসলে আমি অ্যা restricted করে দিতে পারি বা নির্দিষ্ট সময়ের ভিতরে একটা time limit করে দিতে পারি তাহলে তো আমার জন্য বেশ আ সহজ একটা ব্যাপার হবে বলেই আসলে মনে হচ্ছে। কারণ <smacks lips> এটা নিয়ে বেশ আমি একটা দুশ্চিন্তায় ছিলাম। তবে ভাই আ হঠাৎ করে তো আসলে ভাই যদি আমি social media ব্যবহার করাটা বন্ধ করে দিই তো সেক্ষেত্রে তো আসলে আমার আ অন্যান্য ক্ষেত্রে ওই যে withdrawal syndrome তো দেখা দিবে। তো আস্তে, আস্তে করে আসলে আমি কিভাবে আর কি এই যে একেবারে মতো আসলে social media টা ব্যবহার করা বন্ধ করে দিতে পারি বা এইযে অ্যা game খেলার যে ক্ষেত্রগুলো আছে সেটা আসলে ব্যবহার করাটা বন্ধ করে দিতে পারি। এই ব্যাপারটা যদি আসলে আমাকে আর একটু বলতেন না ভাই, তাহলে ভাই বেশ উপকৃত হতাম। কারণ আ এক্ষেত্রে তো আসলে শুধুমাত্র social media বন্ধ করলে তো হলো না। অ অন্যান্য সকল ক্ষেত্রে তো আসলে ভাই দেখা আ উচিত বলে আমি মনে করি। তো ভাই সেক্ষেত্রে আসলে আমি কি করতে পারি? জি ভাই।
হু, হু। উহু। উহু। উহু। জি, জি। জি, জি। জি, জি। আচ্ছা। ওকে, বুঝতে পারলাম। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন। ১ম, এ ধীরে, ধীরে আসলে কমান। যে নির্দিষ্ট একটা সময় থাকবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য। ১ম, এ এটা ১-১.৫ ঘণ্টা, ২ ঘণ্টা রাখুন। আস্তে, আস্তে ০.৫ ঘণ্টা করে কমান প্রত্যেক সপ্তাহে। দেখবেন ১ মাস পরে আপনার ব্যবহারটা একটু কমে আসছে। তখন আপনি করবেন কি? সরাসরি app গুলিই uninstall করে দিবেন এবং যখনই আপনার ইচ্ছা করবে না app টা install করতে, ইচ্ছা করবে মানে করছেনও না কিন্তু মন বলবে যে করতে, সাথে, সাথে একটা কাজ করবেন। নিজেকে শাস্তিস্বরূপ কোন একটা ব্যায়াম করবেন যেটা কষ্ট লাগে। এটার প্রত্যেকটা ২ টা বা ৪ টা করে set করবেন। তখন দেখবেন যে ঐ যে কষ্ট হচ্ছে, ওইটা খারাপ লাগবে। আবার মনে করেন একটা কাজ করতে পারেন। আপনি lift ব্যবহার করবেন না। যখনই মনে করেন এরকম চিন্তা আসবে তারপরে lift টা ব্যবহার করবেন না। তখন কি হবে? এই যে lift ছাড়া কষ্ট আপনিও বেয়ে, বেয়ে উঠতেছেন তখন আপনার মধ্যে একটা নেতিবাচক ভাব ভাবনা আসবে এই সোশ্যাল মিডিয়ার জন্য যে এটার জন্যই তো আপনার শাস্তিটা হচ্ছে। তখন দেখবেন ব্যবহারটা এভাবে একটু, একটু করে কমানো যাবে এবং তাহলে দেখবেন যে আপনার উপরে প্রভাবটাও কিছুটা কম পড়বে।
উম জি। উম উম জি। উহু। উম উম জি। উহু। উম হ্যাঁ, হ্যাঁ। উম বুঝতে পারছি।

সমস্যাটা কবে থেকে হচ্ছে, বিষয়টা আমি ঠিক বলতে পারব না। তবে আমি উপলব্ধি করতে পেরেছি বলা যায় যে, বিগত আপ ১ মাস যাবত আর ১ মাস যাবত উপলব্ধি করার পরবর্তী থেকেই না আসলে ভাই আমার এইযে এইটা একটা মানসিক চাপের তৈরি হচ্ছে যে, মনে হচ্ছে যে আসলে আমি এতটা কেমন আসলে কিভাবে কি করতে পারলাম বা এতটা তো আসলে আমার আ যে unconscious-এর যে ব্যাপারটা সেটা তো আসলে হবার কথা ছিল না। তবে ইদানিং যাবত আসলে যখন বুঝ বুঝে উঠতে পারি যে না আসলে এই সমস্যাটা তো আমার তো বেশ বেশি রকমেরই হচ্ছে। আর আপ এখান থেকে যখন বের হওয়া ওঠার যে আ শুরু হওয়া বা একটা যেকোনো কিছু পাচ্ছি না রাস্তা, তখনই আসলে ভাই বলা যায় যে, আ মানসিক চাপের মধ্যে চলে যাচ্ছি। আর সমস্যাটা যদি বলতে যাই। তাহলে সমস্যাটা অনেকটা এরকম যে, ভাই আমি না মানে আ যখনই আসলে সময় পাচ্ছি বা যেকোনো সময়ে আসলে হঠাৎ, হঠাৎ, করে pocket থেকে আসলে mobile-টাকে ব্যবহার করে mobile ব্যবহার করা শুরু করে দিচ্ছি। আর আ যেটা আসলে কোনভাবে আর কি নিয়ন্ত্রণের ভেতরে আর কি আসছে না। আর জানেন এ তো ভাই যে, আ এই ক্ষেত্রটা যদি আসলে আমি নিয়ন্ত্রণ করে উঠতে না পারি। আ তাহলে তো ভাই বিষয়টা আমার জন্য বেশ একটা ক কষ্টসাধ্য একটা ব্যাপার হবে। কারণ আ সমস্যাটা আমি দেখা গেল যে আমি পং মানে কোন একটা meeting-এ আছি বা কো আমার সামনে কোন মানুষ আছে, ওই সময়টাতেও ভাই আসলে আমি আ mobile-ই চাপা শুরু করে দিচ্ছি। তো এটা তো আসলে কোনভাবে ঠিক একটা ব্যাপার না। তাই না? তো এই এই, ক্ষেত্রে আসলে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি যে অতিরিক্ত mobile চাপার যে ব্যাপারটা? জি ভাই।
জি। উহু। বুঝতে পারছি। হু, হু। বুঝতে পারছি। উহু। উহু। একদমই না। হুম, হুম। তো সবার আগে না একটা জিনিস, যে আপনি না আসলে বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়? এটাই কিন্তু ১ম ধাপ যেকোনো সমস্যার সমাধান করার। তো এরপরে হলো যে আপনি দেখেন কোন কাজ যদি আপনি করতে না চান। তাহলে আপনি যেভাবে এটা বন্ধ করতে পারবেন না, সবার আগে বাধা তৈরি করা, নিজের জন্য বাধা তৈরি করা। যে যেমন আপনি বলছেন, যে ফোন ব্যবহার করা, app ব্যবহার করা, বিভিন্ন রকমের হয়তো reels, Facebook, YouTube এগুলোর মধ্যেই সময় চলে যাচ্ছে, তাই না?
হুম, হুম। হুম, জি। একদম। আর সময়টা এখানেই বলা যায় যে সবথেকে বেশি রকমের যাচ্ছে। আমি যখন আসলে আ mobile টা হাতে নিচ্ছি Facebook, YouTube আর আ কিছু game-এর যে app আছে ভাই সেখানেই আসলে সবথেকে সময়টা আমার বেশি চলে যাচ্ছে। আমি আ কোনভাবেই নিয়ন্ত্রণ করে উঠতে পারছি না। জি ভাই।
বুঝতে পারছি। হুম, হুম। জি, জি, জি। এটা খুব স্বাভাবিক কিন্তু। আসলে কি যখন আপনি দেখবেন না যে, এরকম আপনি চাচ্ছেন, যে একটা ব্যবহার না করতে কিন্তু তারপরেও না এত বেশি ব্যবহার করা হচ্ছে। তো আপনি একটা কাজ করুন, আপনি অনেক app আছে যেগুলো আসলে restriction করে দেওয়া যায়। যে আপনি একটা app কতক্ষণ ব্যবহার করতে পারবেন এবং আসলে এর মধ্যেও limitation দেওয়া যায়। যে ধরুন, আপনি প্রত্যেক app ২ ঘণ্টা পর মধ্যে মাত্র ১০ মিনিট একটা app চালাতে পারবেন। যদি এরকমভাবে সীমাবদ্ধতা তৈরি করেন না। তখন দেখবেন কি যে আপনার জন্যই একটা বাধা হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু আরও অনেক পদ্ধতি আছে। আপনি কি সেগুলো জানতে চান? নাকি এটাই মনে হচ্ছে কাজ করবে?
হুম, হুম। উম জি। হুম, হুম। ও জি।

উম মনে হচ্ছে যে বিষয়টা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তবে আ আরও যদি কোন পদ্ধতি থেকে থাকে তাহলে সেই ব্যাপারটা আমাকে আরেকটু জানাবেন। কারণ আমি আসলে এটাকে আস্তে, আস্তে করে মানে সম্পূর্ণভাবেই আসলে বন্ধ করার যে ব্যাপারটা সেটা আসলে আমি চাচ্ছিলাম। কারণ এটা তো আসলে আ কারোর জন্যই ভালো না। কারণ আ দিনশেষে তো আসলে একটা আ কি বলে যে এক খারাপ প্রভাবই তো আসলে থাকে। তো এটা যদি আসলে আরেকটু সহজ কোন পদ্ধতি আমাকে বলতেন তাহলে ভাই বেশ আ ভালো হতো আমার জন্য। জি ভাই।
উহুম। জি, জি। একদম, একদম। জি, জি, বুঝতেই পারছি। আসলে এখানে একটা জিনিস কি জানেন যে, আপনি এই যে বলছেন, না যে এই, এইটা আপনার একটা অনেক বড় সমস্যা? এইটার জন্য হয়তো আপনার ঠিকমতো ঘুমও হচ্ছে না, তাই না? এবং দেখা যাচ্ছে যে দিনের বেলাও সমস্যা হচ্ছে। তো কী, কী সমস্যা আপনি উপলব্ধি করছেন না ঘুমানোর জন্য ঠিকমতো?
উহুম। উম জি। একদম। হুম। উম না ঘুমানোর জন্য বলা যায় যে আমার পেশাগত জীবনে সবথেকে বেশি এরকম একটা সমস্যা তৈরি হচ্ছে। হচ্ছে কি, আমি না আ আ কাজে আগেই আসলে আমার যে ধরনের আসলে consistency যে ব্যাপারটা ছিল এদানীং যাবত না কেন জা কেন জানিনা আমি সেরকম আর কি consistency বলেন বা আমার যে কাজের যে মনোযোগটা বলেন সেটা আসলে কোনভাবে আর কি আ ধরে রাখতে পারছি না। সকল ক্ষেত্রেই বলা যায় যে আমার কেমন যেন আসলে একটা অনীহা না চলে আসছে আর আ সারাদিন কেমন ক্লান্তি, ক্লান্তি একটা ভাব থাকছে। আর এখান থেকে আসলে কোনভাবেই কোন কিছু করে উঠতে পারছি না। হচ্ছে কি, আ আমি যখন আসলে কাজে বসছি আ তখনই আর কি আমার মধ্যে distraction কাজ করছে, যে আমি এখন কাজ করা বাদ দিয়ে, রেখে দিয়ে আমি আসলে মা মোবাইল চাপা শুরু করে দিচ্ছি। অ এমনও হচ্ছে ভাই অনেক সময়। জি ভাই।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। উহু। জি, জি। বুঝতে পারছি। এইটাই তো খুব স্বাভাবিক। তো এক্ষেত্রে আপনার না একটা নির্দিষ্ট routine তৈরি করতে হবে সবার আগে। যে আপনার ঘুমের একটা নির্দিষ্ট time, একেকটা কাজের জন্য নির্দিষ্ট time, আর কখন, কখন social media সম্পূর্ণ আপনার জন্য নিষিদ্ধ। এরকম কিছু সময় থাকতে হবে। সবার আগে যখন ঘুমাবেন না, ঘুম সবসময় ৭ ঘণ্টা, ৬ থেকে ৭ ঘণ্টা কমপক্ষে হতে হবে। যদি আপনি ৮ ঘণ্টা ঘুমাতে পারেন তাহলে তো আরও ভালো। আপনি চেষ্টা করবেন ১ ঘণ্টা আগেই যেন phone, smart device সবকিছু আপনার থেকে দূরে থাকে। এগুলো দূরে রাখলে দেখবেন আপনার কিন্তু ঘুমটাও ভালো হবে। মানে ও ও ঐ যে ঐ জিনিসগুলার প্রতি যে আকর্ষণ, ঐ জিনিসগুলা দেখা এই জিনিসটা কমে যাবে, বুঝছে? তো
উম জি। উহুম। উম জি। হ্যাঁ, হ্যাঁ।